হ্যালো ভাই, কেমন আছেন?
হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন?
এই তো ভাই, ভালোই আছি। কেমন যাচ্ছে আপনার দিনকাল?
আমার দিনকাল আল্লাহর অশেষ মেহেরবানিতে, ভালো যাচ্ছে। তো আপনার দিনকাল কেমন যাচ্ছে?
হুম। বা আমারও আসলে দিনকাল, খুবই ভালো যাচ্ছে ভাই, আ মহান সৃষ্টিকর্তার কৃপায়। তো আসলে আ ঈদের ছুটি আসলে কেমন কাটালেন?
ঈদের ছুটি, ঈদের ভিতরে আ একটা ভ্যাপসা গরম ছিল। প্রচন্ড গরম
হুম, হুম। হু, হু। হুম।
অহ তার ভেতরে হালকা, হালকা বৃষ্টি
হু, হু।
সব মিলিয়ে এ ভালো ছুটি উপভোগ করেছি। বাট, বাইরে কোথাও বেড়ানোর, বেশ কিছু জায়গায় বেড়ানোর প্ল্যান ছিল
আচ্ছা। আচ্ছা।
আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের বাসায়। বাট, কোথাও যা যার আগ্রহ প্রকাশ করতে পারে নাই।
হু, হু। ও! আচ্ছা। আ তো আসলে কি করেছিলেন? না নাকি আমার মতো, আসলে আপনার মতো আমারও আসলে পরিস্থিতি গুলো। আমিও আসলে বাসায় বসে, বসে সিনেমায় দেখেছি। তো আপনার অবস্থা, আমার মতো গেছে নাকি?
আরেহ অনেকটা ঐ ধরণেই। বাসায় খাইছি, ঘুমাইছি। এই আশেপাশে একটু আ মানে হাঁটছি। শহরের ভিতরে এটাই, এটাই। আদারওয়াইস অ্যা কোনো, মেজর কোন প্রোগ্রামে অংশগ্রহণ করা বা মেজর কোন প্রোগ্রাম এ যায়, এই ধরণের আসলে যাওয়া হয়ে ওঠে নাই।
হু, হু। হু, হু। ও! আচ্ছা। হুম, বুঝতে পেরেছি। হু। আচ্ছা। হুম। আচ্ছা। তো ভাই আসলে যেহেতু আসলে সিনেমা তো আসলে আপনিও দেখেছেন তো আসলে <smacks lips> একটা জিনিসটা আমার মাথায় খুব ঘুরতেছিল এইজন্য আসলে আপনাকে জিজ্ঞেস করতে মন চাচ্ছে। যে আসলে আ একটা জিনিস আসলে খেয়াল করেছেন যে, আমরা গল্পের বই পড়ে যতটুকু না আসলে এ আ বুঝতে পারি, তার চেয়ে যখন সিনেমা বা যখন visualize করা হয়, তখন কিন্তু অনেক ভালোভাবে বুঝতে পারি। তাই না?
হুম। উম। হুম। হুম। হুম।
এইটা আসলে আপনার ক্ষেত্রে এটা আসলে কি মনে হয় আপনার? ঠিক কেন হয়? হুম।
আসলে আসলে আ শিক্ষণীয় বিষয়ের ভিতরে মানুষের শিক্ষার কোনো শেষ নাই। তো, একটা মানুষকে এ্যা আপনি সিনেমাটা এইজন্যই শিল্ক শিক্ষণীয় জিনিসের ভিতরে একটা ধরা এইজন্য যে আপনি একটা মানুষের কাছে সিম্পল একটা গল্প বলবেন
হুম, হুম। হু, হুম। হুম, হুম। আচ্ছা। হুম, হুম।
আপনি বই পড়ে, পড়ে পুঁথির মতো পুঁথি পু পুঁথির মানে বইয়ের আ ব বইয়ের যে পুঁথিগত ভাষা এবং পুঁথিগত যে গল্প, সেটা আপনি একটা মানুষরে শুনাইলেন। সেটা কিন্তু ওই মানুষটা খুব একটা আগ্রহ নিয়ে এটা আপনার কাছে শুনবে না।
হুম, হুম। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। হু, হুম। হুম। না। একদমই ভাই। না, আসলে হু, হু।
যখন যখন এই গল্পটাই আপনি সিনেমার পর্দায় চরিত্রভিত্তিক চরিত্রভিত্তিক প্রত্যেকটা গল্পের যে, যে চরিত্র আছে, সেই চরিত্রভিত্তিক ব্যক্তি উপস্থাপন করে ছবির মাধ্যমে দেখাবেন, তখন কিন্তু মানুষের মস্তিষ্কে ব্রেইনে
হুম, হুম। হু, হুম। হু, হুম। আচ্ছা। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। হু, হু।
এগুলো, এগুলো গেঁথে যায়।
না একদম, আসলে ভাই আপনার সাথে আমি একদমই একমত যে আসলে আমরা আসলে আ মুখস্থ বিদ্যা বা পুঁথিগত বিদ্যায় আসলে ওইভাবে বুঝতে পারি না, বা সবাই আসলে বই পড়তেও পারে না। তবে আসলে আমরা চোখের সামনে যা দেখছি এবং ঐটার যে visualization ঐটার যে ইমোশন, সেগুলো আসলে আমাদেরকে টাচ করতে পারে। যা আসলে আমাদের আ ব্রেইনে একটা আ নাড়া দিতে পারে, যেটি আসলে আমাদেরকে ওই যে আমার subconscious বা থার্ড সে বা আমাদের 6th সেন্স কে আসলে নাড়া দিতে পারে, যেটা আসলে গল্পের মাঝখানে আসলে বোঝানো সম্ভব হয় না। তাই না?
হুম, হুম। ওই ভাবে বুঝতে পারবে নাই। এগ হুম। কাজ করতে পারে রাইট। উম আসলে অ্যাকচুয়ালি সিনেমা গুলো করা হয় কিন্তু বাস্তবতার সাথেই, বাস্তবতার নিরিখেই। বাস্তবে সিনেমার গল্পগুলো এভাবে সাধন হয় বা হওয়া উচিত, হওয়া উচিত। কিন্তু আমাদের বর্তমানে আমাদের অ্যা বাংলাদেশের যা সিনেমার প্রেক্ষাপট, সেগুলো অনেকটাই আমাদের আ বাস্তবতার নিরিখে হয় না, না বাংলা বাস্তবতার নিরিখে হয় না। কিন্তু সিনেমাটা হওয়ার কথা অ্যাকচুয়ালি মানুষের বাস্তব জীবনের যে ঘটনা গুলি ঘটে, একটা ফ্যামিলি তে, একটা পরিবেশের সাথে খাপ খাইয়ে বা একটা সমাজ ব্যবস্থায় চলাচলের জন্য একটা মানুষের জীবনে যে ঘটনাগুলো ঘটে, সমাজে যে ঘটনাগুলো ঘটে, রাষ্ট্রীয়ভাবে যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনার প্রতি প্রতি
হু, হু। হু, হু। উহুম। হু, হু। হু, হু। উহু। উহু। উহু। হ্যাঁ, টোটাল কথা হল সমাজের দর্পণ নামে যে ব্যা কথাটি আসলে রয়েছে, সেইরকম আসলে বিষয়টি তাই না? যে আসলে ওই যে তো আসলে যেটি আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে এই যে আসলে সিনেমা ইন্ডাস্ট্রি বা সিনেমার আসলে কথা বললেন তো সেক্ষেত্রে আসলে দেখবেন যে আসলে সিনেমা আ আগে আসলে ফিল্ম ক্যামেরাই তৈরি হত। এখন আসলে digitalization এ চলে এসছে এবং
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। উম হুঁ, হুঁ।
এই সময় কিন্তু আসলে আমরা ভিডিও ক আগে চিন্তা করেন black and white সিনেমা আসলে সিনেমাতে স্যার শুধু অভিনয়টাই আসলে দেখা হতো। এবং বর্তমানে কিন্তু আসলে দেখবেন আ ভিডিও এবং ছবির গুরুত্ব ভিন্ন অ কিন্তু অনেক বেড়ে গেছে। তাই না?
হু, হু। হু, হু, হু, হু, হু।
ত আসলে এই বিষয়টাতে যদি আসলে আপনাকে আমি একটু বলতে যাই যে, আসলে দেখেন আসলে আ বরতো আগে একটা সিনেমা তৈরি করার জন্য বা, ছবি তোলার জন্য কতটা কষ্ট করতে হইতো এবং কতটা আ পেইন নিতে হইতো। কিন্তু বর্তমানের প্রযুক্তির ক্রমবিকাশে কিন্তু আসলে এটা এতটাই সহজলভ্য হয়েছে। যে আসলে আমাদের যোগাযোগ মাধ্যমে য়াস্না এখন আসলে আমরা real time video call করতে পারছি। এবং এই কারণগুলোতে কিন্তু আসলে দেখবেন যে আসলে অডিও কলে বা, আ ভয়েস কলে কথা বলার চেয়ে কিন্তু আসলে যখন আপনি face to face, a kind of video call এ যখন থাকেন, তখন কিন্তু আসলে আপনার অপর প্রান্তে যিনি থাকেন, তিনি কিন্তু আসলে আপনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। এবং কথাগুলো কিন্তু আসলে আ উনি খুব মনে রাখতে পারেন বা, বুঝতে পারেন। তাই না? এই জিনিসটি গিয়ে আপনি আসলে খেয়াল করেন কিনা?
হু, হু। হু, হু, হু। হুম। অবশ্যই, অবশ্যই। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। তো এইটা আ অবশ্যই এই এ্যা জিনিসগুলো যুক্তিযুক্ত। কারণ, একটা মানুষের সাথে যখন face to face কথা বলা হয়। হ্যাঁ? সেটার আ আ refelection টা আর আ অডিও কলে কথা বলার refelection টা আকাশ-পাতাল তফাত।
হু, হু। হু, হু। হু। একদম ভাই। হু, হু।
আপনার ছবির ক্ষেত্রেও সেইরাম। আপনি হইলো বাস্তবে অ্যা ছবিগুলো যেগুলো দেখছেন, সেগুলোর রিফ্লেক্ট বা সেগুলোর প্রতিধ্বনি বা সেগুলো আপনি কতটুক অ উপভোগ করবেন বা কতটুক আপনাকে অনুভূতি বা স্মৃতি এ বা যেটাই বললেন, আপনার সাড়া জাগাবে। আর একটা পুঁথি পুঁথিগত শিক্ষা বা বই পইড়া, আপনি যেটা ইয়ে করবেন, তার থেকে এটাই আপনার বেশি নাড়া দিবে।
হুম। হুম, হুম। উহুম। হুম। হুম। আচ্ছা। হুম। হুম, হুম। হুম। একদম ভাই আসলে। আপনার সাথে একদমই আমি একমত হচ্ছি এবং আমাদেরকে নাড়া দেওয়া বলেন ভাই। তবে ভাই একটা জিনিস আপনাকে আসলে জিজ্ঞেস করতে চাই, যেহেতু আসলে এই যে ছবি নিয়ে কথা বলছি। আপনি কি আসলে নিজের অনুভূতি বা স্মৃতিগুলো আসলে, সা আ ছবির মাধ্যমে আসলে প্রকাশ করার চেষ্টা করেছিলেন কিনা কখনো? বা করে আসলে আপনি ঠিক, কেমন অনুভূতি পেয়েছিলেন?
হ্যাঁ। হ্যাঁ, ছবির অ্যা একচুয়ালি নিজের চিত্রগুলো, ছবি আকারে প্রকাশ করা। তো এটা একটা, ছবি আকারে প্রপাশ ক প্রকাশ করতে গেলে, এটা তো একটা বিশেষ বড় পরিসর। আসলে বেক বে
না, না। আসলে ছবি হিসেব বলতে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, ইটস নট আ সিনেমা, জাস্ট হতে পারে না? আপনি আসলে ফটো ওয়ার্ক বানাতে পারলেন বা একটি ভিডিও বানালেন। যেখানে আসলে আপনি আপনার ভাবনাগুলোকে এক্সপ্রেস করলেন। এখন তো আসলে আপনার হাতেও মুঠোফোন আছে। আপনি চাইলে ভিডিও একটি বানাতে পারেন, Facebook এ। জাস্ট এই টাইপের আসলে স্মৃতি বা আপনি আসলে নস্টালজিয়া -য় চলে গেলেন. একটি ভিডিও করলেন যেখানে, আসলে আপনি আপনার ছোটবেলায় কথা বলছেন। এরকম কি আসলে কখনো করা হয়েছে কিনা?
হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। অ্যা আসলে ওই ধরনের চিন্তা ভাবনা আমি কখনো করি নাই। বাট আমি ছোটবেলায় ছোটবেলায় তখন তো আর এই ধরনের প্রযুক্তি ছিল না এভেইলেবেল হ্যাঁ? এখন যখন আ হাতের মুঠোয় প্রযুক্তি আসছে, তখন এখন কিছুটা দেখা যাচ্ছে হুট করে এক জায়গায় বেড়াতে গেলাম। বেড়াতে যেয়ে দেখা যাচ্ছে কিছু ভিডিও ধারণ করলাম। ওর ভিতরে জাস্ট ছোটখাটো একটা content করলাম। করে Facebook এ আপলোড করলাম। এতটুকুই এতটুকুই। আ আসলে ছোটবেলার স্মৃতিগুলো অ ধারণ করা বা, সেগুলোরে এখনো আ রক্ষণ করা, তেমন কোন ইয়ে ঐ সময় ছিল না। আছে, ছোটবেলায় আমার কিছু ছবি আছে। যখন সাদা কালো আমার বাবা মা ছোটবেলায় যখন ইয়ে করছে, ওই
হুম। হুম। ও, আচ্ছা। হুম। উ হুম। হুম। হুম। আচ্ছা। উ উম। আসলে যে বিষয়টা আসলে আপনাকে একটু আগে আমি বললাম যে, সে সাদাকালো সিনেমার বিষয়টি এবং এটি কিন্তু আসলে উম অ্যা একটা সময়ের পরিপ্রেক্ষিতে আসলে এতটাই সহজলভ্য হয়ে গিয়েছে। আপনি যেমনটি বললেন ছোটবেলায় আসলে ওইভাবে প্রস্তুতি উ ছিল না। এবং আপনি কিন্তু আসলে দেখতে পাবেন, অ্যা যে এইযে আসলে অনুভূতি প্রকাশ করার আপনি হয়তো used to হননি বা, বর্তমানে কিন্তু প্রায় সবাই তাদের হয়তো ছোটবেলায় আপনি চিন্তা করবেন। আ যেমনটি আসলে আ আপনি যখনই আসলে অ্যা অ্যা বাসায় অ্যালবামগুলো নিয়ে বসেন। এইযে আপনার ছোটবেলায় ছবিগুলো নিয়ে আসলে ফ্যামিলির সাথে হয়তো আপনার প্রিয়জনদের সাথে যখন বসেন, তখন কিন্তু আসলে আ ওই স্মৃতিগুলো কিন্তু আসলে ভেসে ওঠে আপনি ছোটবেলায় কিরকম ছিলেন? এবং অ এইযে এই বিষয়গুলো কিন্তু আসলে ছবির কারণে কিন্তু ফুটে উঠে, ঐ ছবিটির মাধ্যমে কিন্তু আপনি ওই সময়কার আসলে পরিস্থিতিটা বর্ণনা করতে পারছেন। এবং সবাই কিন্তু আসলে ওইভাবে বলা যায় যে, মজা পাচ্ছে কিংবা আসলে স্মৃতিচারণ করতে পারছে। তাই না? কিন্তু এই জিনিস্টা কিন্তু আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্রেডিট আসলে ছবির মাধ্যমে গল্প বলা বা, ছবিকে আসলে দেওয়াই যায়, তাই না?
আচ্ছা। হু, হু। হু, হু। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইয়েস, ইয়েস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্মৃতিচারণ বলতে আ অবশ্যই, অবশ্যই। আসলে সত ছোটবেলার স্মৃতিগুলো এখন যখন আমাদে
হুম, হুম।
ছেলেপেলেরা যারা দেখে। এরা কিন্তু অনেকটা অ্যা এনজয় করে, এনজয় করে। যেমন আমার ছোটবেলার ছবি বাজানো আছে, হ্যাঁ? আমার অ্যা বাচ্চাগুলো যখন দেখে, এরা কিন্তু খুব এনজয় করে
হুম। একদম। হুম। বাহ! অবশ্যই আসলে করাও হুম, হুম।
তে বানে আবা হ্যাঁ। তো ওরা ওরা মনে, মনে ভাবে যে, আমার বাবা ছোটবেলায় এই ধরনের ছিল
হুম, হুম।
<chuckles> এটা কিন্তু খুব এনজয় করে। তো ছোটবেলার স্মৃতিগুলো, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। আমি মনে করি স্মৃতি হ্যাঁ, হ্যাঁ। সি আ ছোটবেলা হোক, যে বয়সের হোক, যার যেটা স্মৃতি আছে, সেই স্মৃতিগুলো ধারণ করেই আমাদের বেঁচে থাকা। এইগুলোই আমাদের হয়ে অ হওয়া উচিত, আমি মনে করি।
হুম। একদম, একদম। একদম। তবে আসলে আ যত যাই হোক না কেন ভাই, আমাদের উচিত সবারই আসলে স্মৃতিগুলো জমিয়ে রাখা এবং
হ্যাঁ, হ্যাঁ। এগুলো নিয়ে তো বেঁচে থাকতে হবে। এগুলো নিয়ে আমাদেরকে, যুদ্ধ জয় করতে হবে।
দি অ্যা ভাই ছবি কিন্তু কথা বলে। একটি কথা কিন্তু আপনি শুনেছেন। যে আসলে, এই কথাটা কিন্তু আসলে আ আ অক্ষরে, অক্ষরে প্রযোজ্য। যখন আসলে আপনাকে এই উদাহরণটা দিলাম। আপনি যখন ফ্যামিলি অ্যালবাম বের করে দেখেন। তখন কিন্তু ওই ছবিগুলোই প্রাণবন্ত হয়ে ওঠে বা আপনিও তখন নিজেকে আসলে সেই, ছোট্ট বয়সে কল্পনা করেন। এবং এই যে বিষয়গুলো বা সিনেমাতে যখন আসলে, আপনি সিনেমাটি দেখেন। আ গল্প পড়েন, তখন হয়তো আসলে আপনাকে চিন্তা করতে খুবই কষ্ট হয়, হইসে। গল্পের নায়কের জায়গায়, কিন্তু সিনেমায় কিন্তু আপনি চাইলেই আসলে এগ হিরোর জায়গায় নিজেকে কল্পনা করতে পারেন বা ওই যে বাস্তবিক জিনিসটা আসলে, আ রিলেট করতে পারেন যে, এটা আসলে ছবির মাধ্যমে হইলে অনেক বেশি সুবিধা হয়। এবং সবার ক্ষেত্রে এবং আমাদের যে মাইন্ডসেট টি রয়েছে, সেটি কিন্তু ঐভাবেই কাজ করে। তাই না?
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কল্পনা হয়তো। না, অ্যাকচুয়ালি তাই। আমরা যখন এইযে ছবি দেখি, মানে এই মুভিগুলো অনেক সময় আমাদের আ মানে কাকতালীয়ভাবেও কারো না কারোর ব্যক্তিগত জীবন কিন্তু মিলে যায়। ছোটবেলার scenery ছোটবেলার scenery হোক। তারপরে আপনার য়া মা মানে কিশোর বয়সের scenery হোক বা, young বয়সের scenery হোক, যখনই হোক, যখন ছবি দেখছেন, হয়তোবা কাকতালীয়ভাবে কারো না কারো স্মৃতি, কারো না কারোর আ আম অ ইসের সাথে মানে ঘটনার সাথে মিলে যায়। তখন কিন্তু তার ঐ পূর্বের স্মৃতিগুলো আস্তে, আস্তে, আস্তে স্মৃতির পাতায় ভেসে ওঠে। যে, না, "আমু তো এই সময় আমার" হ্যাঁ, "এই জিনিসগুলো আমি করেছি বা, এই জিনিসগুলো আমার ভিতরে আসছে। আমি হয়তো দুষ্টুমি করেছি, বাবা-মা হয়তো আমাকে বাড়ি থেকে তাড়িয়েছে।"
একদম ভাই। উ হুম। এক হু। হু, হু।
তখন ওই স্মৃতির পাতায় আস্তে, আস্তে, আস্তে, আস্তে আ ভেসে ওঠে।
হু। না, একদমই ভাই। আসলে স্মৃতির পাতায় বলেন আর যেখানে বলেন, ছবির মাধ্যমে কিন্তু আসলে গল্প বলাটা একটি বলা যায় যে, না photo stocking যে বিষয়টি বা, আমি আসলে পার্সোনালি যদি বলতে যাই যে, আমি একজন photo journalism আ অভ্যস্ত একজন মানে আ যেটাকে আসলে বলা যায় passionate photo journalist। আ মানে যারা আসলে ফ ছবি তুলে, আসলে ছবির মাধ্যমে গল্প বলি তো আসলে। এই বিষয়টা কিন্তু আসলে আ খুবই চমৎকার একটি বিষয়। তবে অনেক সময় আসলে অনেক সমস্যার অ সৃষ্টি হয় যে, আসলে ছবির মাধ্যমে যদি আসলে ওইভাবে ফুটিয়ে তোলা না যায়, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি যে জিনিসটি আ আসলে আশা করে থাকেন, সেই জিনিসটি কিন্তু আপনি পান না। তাই না?
হু, হু। হু। হু, হু, হু। হু, হু। হু, হু। আসলে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য এটা অ্যাকচুয়ালি ভালো আর্টিস্ট ছাড়া সম্ভব না। ছবি মনের কথা বলে এটা ছবি দেখলেই বোঝা যাবে যে ছবিটা কি হইতে যাচ্ছে, কি বো আ আ বলতে যাচ্ছে। সেভাবে ফুটিয়ে তুলতে গে ভালো আর্টিস্ট ছাড়া সম্ভব হয় না।
একদম। হু। একদম। না একদম আসলে। আপনার সাথে আমি একদমই একমত হচ্ছি যে আ ভালো আর্টিস্ট ছাড়া আসলে ওইভাবে ফুটিয়ে তোলা সম্ভব না এবং আ এ এর এছাড়াও কিন্তু আসলে যেমনটা আসলে বললাম, যে আসলে আমরা বর্তমানে বাংলাদেশ সিনেমা নিয়ে আসলে কথা যখন বললেন, তখন কিন্তু এই মূলত এই সমস্যাটার কিন অ্যা কিন্তু জ্বলন্ত প্রমাণ আমরা আজকে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে দেখতে পাচ্ছি, যে আসলে ভালো সিনেমা বা, বা ভালো ছবি না হওয়ার কারণে কিন্তু আসলে
হ্যাঁ, তো। ফুটিয়ে তোলা সম্ভব হয় না। হু, হু। ধ্বংস হয়ে গিয়েছে।
বাংলা সিনেমা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে এবং হয়তো বর্তমানে কিছুটা রিকভার করছে, আশা করি করবে এবং আ এই যে
আসলে অ্যা বস্তু নিষ্ট যদি গল্প না থাকে মানে আপনি একটা সিনেমা তৈরি করবেন আপনার যদি গল্পটা ভালো না হয়। আপনার জনগণ তো খাইতে হবে। জনগণ যদি না খায় সেই, সেই জিনিসগুলো আপনার কেমনে হবে জনগণকে খাইতে হবে।
জি, বলুন। উম অ্যা না। একদম আসলে আ আপনার যে অডিয়েন্স রয়েছে তারা যদি আসলে ওই সিনেমা না পছন্দ করে। সেক্ষেত্রে তো আসলে ওই সিনেমাটি লাভবান হবে না। eventually য যদি পরপর প্রতি আ একটা ইন্ডাস্ট্রি তে খারাপ সিনেমা আসতে থাকে। ফে eventually কিন্তু ওই আ ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে যায়। যেমনটি আসলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে আসলে আমরা দেখতে পাই। আপনি চিন্তা করেন, আপনি আসলে ছোটবেলায় কিন্তু আসলে যা ঈদে বা যেকোনো উম ছুটির দিনে বা ওই যে এলাকায় আসলে মাইকিং করা হতো। যে এই সিনেমা আসলে সিনেমা হলে এসেছে এবং ঈদে এই সিনেমা মুক্তি পাবে। ওই সিনেমা হলগুলা আসলে ভর্তি থাকত। বর্তমানে এরকম হাজারোটা ভাল সিনেমা হলগুলো আসলে বন্ধ হয়ে গিয়েছে। যাহ আসলে এই বিষয়টাকে কিন্তু আসলে প্রমাণ করে। যে ছবির মাধ্যম আসলে গল্পগুলো, গেলে কিন্তু আসলে ভালো আ আর্টের বা শৈল্পিকতার প্রয়োজন হয়। যেটা আসলে যদি না থাকে চাইলে কিন্তু আসলে আমরা যেই ছবির মাধ্যমে গল্প বলার যে গুরুত্বপূর্ণ এবং এটি কিন্তু আসলে অনুধাবন কিংবা আসলে এটা যে সম্ভাবনাময় সেটি কিন্তু আসলে আ অনুধাবন আসলে করে। তাই না?
লাভবান হব না। হ্যাঁ, বাংলাদেশের সিনেমা জগৎ বা আমা হুম। অবশ্যই, অবশ্যই। পাচ্ছে না। উহু, আমরা ওই ধরনের গল্প পাচ্ছি না, ওই ধরনের আ ছবিতে মানে অশ্লীলতা ছড়ায়। যে স ছবিগুলো সামাজিক ভাবে সবাইকে নিয়ে বইসে দেখা যায় না। তো এই সমস্ত কারণে কিন্তু আজকে আমাদের এই আ এফডিসি বলেন, আমাদের এই যে আ ঢালিউড বলেন এটা কিন্তু আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।
হুম, হুম। অ্যা যাই হোক ভাই আসলে আব আম ছবি নিয়ে আসলে কথা বলে খুবই ভালো লাগলো। যেহেতু আসলে আমি একজন photojournalist যাই হোক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনার সাথে আবার কথা হবে।
হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই আমনে আপনিও ভালো থাকেন। সুস্থ থাকেন। আপনার মঙ্গল কামনা করি ভালো থাকেন। শুভ দুপুর।
শু শুভ দু